হ্যাঁ, আর নদীর পাড়ে বসে থাকলে যেটা হয়, মানে নদীর পানি তো আসলে প্রবাহমান। সেটাতে স্থির থাকে না। সেভাবে আপনি দেখবেন যে, আসলে বসে থাকতে, থাকতে ভাবতে, ভাবতে সময়ও চলে যাচ্ছে। ওই যে বলে না? সময় <scoffs> এবং নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তো এই সময়, অনেক সময় মানে মনটাকে অনেক প্রসারিত করে দেয়। দেখবেন যে, আপনি অনেক কিছু ভাবছেন। খুব ভালো লাগে নদীর পাড়ের একটা বাতাসের অন্য রকম একটা প্র প্রশান্তি কাজ করে, মানে নদীর আশেপাশের যে বাতাসগুলো মানে খুব ভালো লাগে কাজ করে, এবং দেখবেন যে গ্রামের নদীতে মানুষ মাছ ধরতেছে, বাচ্চারা গোসল করতেছে, বা মাঝে, মাঝে আপনি দেখবেন যে, আশেপাশের যদি <swallows> অনেক দেখবেন, যে গরুরা নেমে, নেমে পানি খাচ্ছে, একা, একা গোছল করতেছে। এই যে আসলে প্রকৃতির যে একটা জি।
অপেক্ষা করে না, হ্যাঁ। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, এবারে নৌকার নৌকা চলার একটা সৌন্দর্য থাকে নদীর দিকটাতে।
হ্যাঁ, ঠিক। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু খুব চোখ জোড়ানো অভিজ্ঞতা, এগুলো কিন্তু শহরবাসী কেউ চাইলেই পায় না। আর আমরা আসলে শহুর জীবনে প্রতিদিন এমন ব্যস্ততার মধ্যে দিয়েই জ থাকি। যে, মানসিক চাপ, কাজ, দায়িত্ব মানে সবকিছু না আসলে, সবসময় দেখা যাচ্ছে, মানে সবকিছুর মধ্যে আমরা ডুবে থাকি। যেক্ষেত্রে আসলে প্রকৃতির যে একটা ছোঁয়া, এটা কিন্তু আমরা পাই না। কারণ শহরের প্রকৃতির ছোঁয়া বলতে আসলে ধুলাবালি ছাড়া কিছু নেই। জি।
আসলে আপনি কিন্তু একদমই, কিন্তু আসলে ঠিক বলেছেন এবং আ প্রকৃতি নিয়ে আসলে আপনার যে অনুধাবন। এটা কিন্তু সত্যিই চমৎকার! বেশ দারুণ করে আপনি ব্যাপার ব্যাপারগুলোকে অনুধাবন করেন, ভাবেন, তো এটা শুনে কিন্তু বেশ ভালোই লাগছে। তো একটা জিনিস আপনার মনে হচ্ছে যে, আপনি কি তাহলে আসলে শহরের দিকে বাস করেন? আর যদি শহরের দিকে বাস করেন, তাহলে তো আসলে দেখা গিয়েছে যে, শহরে আ কিন্তু প্রকৃতির এই ধরনের অপূর্ব দৃশ্যগুলো কিন্তু আসলে সচরাচর দেখা যায় না। শহরের একটা আ কোলাহলপূর্ণ একটা অবস্থা, তারপরে বিভিন্ন ধরনের কলকারখানা, মানে কংক্রিট এ ছাওয়া একটা জায়গা। সেখানে তো আসলে আ সবুজ গাছপালা দেখতে পাওয়াটাও বেশ আ মানে কঠিন একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আপনার আ মানসিক অবস্থাটা আসলে কেমন হয়, শহরের দিকে থাকলে?
হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, ঠিক বলেছেন।